আমার এখন অনার্সের এ একেবারেই প্রথম বর্ষ। আমাদের অ্যা যে সাবজেক্টটা আমি আ নিয়ে আমি পড়াশোনা করছি film making এটাতে আসলে assignment এর অনেক চাপ থাকে।
উ-হু।
তো স্বাভাবিকভাবে আমাদের বেশিরভাগ assignment আ group হিসেবে করতে বলা হয়েছে। তার কারণ আসলে আমরা ই আ যদি ব্যক্তিগতভাবে নিজেরা নিজেরা একা, একা করি তাহলে কাজটা অনেক বেশি হয়ে যায়। তো আমার আসলে আ শুরু থেকেই এই গ্রুপ assignment টা নিয়ে সমস্যা হচ্ছিল। শুরুতে আ যাদের সাথে আমি গ্রুপ গ্রুপে জয়েন করেছিলাম, তাদের একজনের গাফিলতির কারণে আমাদের পুরো assignment টা আসলে নতুন করে করতে হয়।
হ্যাঁ।
এটার পরে আ আরেকবার আমরা গ্রুপ বদল করি। নতুন গ্রুপে যাওয়ার পরে আ সেখানে একটা ছেলে ছিল সে নেশাখোর। সারাক্ষণই সে নেশার জিনিস আমার কাছে বিক্রি করতে চায়। আমি তাকে আসলে আ তাকে নিয়ে কাজ করতে পারছিলাম না।
হু ,হু, হুম। জী।
ওর করার কথা ছিল হচ্ছে এডিট। এই এডিটটা ও করেনি। আমি তখন নিজে ভালো করে এডিটিং টা জানি না। তো একেবারে জমা দেওয়ার আগের দিন assignment জমা দেওয়ার আগের দিন, যখন ও যোগাযোগ করল না, তখন বাধ্য হয়ে আমি এডিট করতে বসলাম, তো সেটা খুব একটা ভালো হয়নি। যে কারনে আবার আমাকে নতুন করে আ assignment টা করতে হয়ে
হুম।
তো ২ টা assignment ১ রকম গেছে আরকি। এরপরে এখন হচ্ছে আমার ফাইনাল assignment তো এই assignment এর সময় যেটা হয়েছে, সেটা হচ্ছে যে, আমাকে আমার আ টিচার বাধ্য করেছে আমাদের ক্লাসের যে আমার সরাসরি batchmate যারা আছে, তাদের সাথে একটা গু গ্রুপে জয়েন করতে।
জী।
তো এই গ্রুপে একটা ছেলে আছে, যে আসলে সবাইকে দিয়ে তার হুকুম খাটায়, সবার সাথেই সে একটা বসের মতো আচরণ করে সবসময়। ওর সাথে আমি কাজ করতে পারছি না। ওর সাথে কাজ করাটা খুবই সমস্যা, এবং ও আমাকে দিয়েই দেখা যাচ্ছে মানে সবসময় বেশি, বেশি করে কাজ করাচ্ছে। যেটা ১ বার করলে হয়ে যায়, সেটা আমার ৪ ৫ বার করে করতে হচ্ছে। আমি আসলে বুঝতে পারছি না যে আমি কি করবো?
হুম। হুম। ব্যাপ
আমি এই ব্যাপারে আপনার পরামর্শ চাই।
ব্যাপারটা আসলে বুঝতে পেরেছি যে, আপনি হয়তো একটা আ দেখা যায় গ্রুপ assignment হয়তোবা করতে চাচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে মানে আপনি একটা চাপে পড়ে গিয়েছেন এবং সেখান থেকে আসলে আই একটা বিষয় হয়তো বা আপনার খারাপ লাগা অনুভূত হচ্ছে। এবং বিষয়টা মানে আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি একটু সমস্যা হচ্ছে। তবে ব্যাপারটা বলুন তো যে এইযে আপনার যে সমস্যাটা হচ্ছে, এটা থেকে কি আপনি তার সাথে ১ gap তৈরি করতে চাচ্ছেন? যেন করে আপনি আপনার গ্রুপ project টা তে একটু ধ্যান দিতে পার পারেন। এ ব্যাপারটা কি করতে চাচ্ছেন কিনা?
আমি তো আসলে যদি আমার পক্ষে সম্ভব হতো আমি এই গ্রূপটা ছেড়েই বের হয়ে যেতাম। আমি পারলে অন্য কারোর সাথে গ্রূপ করতাম। কিন্তু এখন আর সে অপশনটা আমার হাতে নেই। আর ওর সাথে আমি একটা দূরত্ব সবসময় বজায় রাখার চেষ্টা করেছি, শুরু থেকেই। কারণ ও সবসময়ে ওর আচরণ এরকম ছিল সবার সাথেই, কম আর বেশি। এখন কথা হচ্ছে যে, দূরত্ব একটা ছিল আমাদের মধ্যে। কিন্তু এখন তো আমার টিচার আমাকে বাধ্য করেছে, ওর সাথে একই গ্রূপে কাজ করতে। এটা হচ্ছে গিয়ে সমস্যা।
হুম, জি। হুম। এখন যেহেতু আসলে এটাই সমস্যা হয়েছে এবং গ্রূপ এসাইনমেন্টও যেহেতু করতে হচ্ছে, আবার টিচারও যেহেতু বাধ্য করেছে, তালে আমার কাছে মনে হয় তো সেই ক্ষেত্রে তো কিছুটা আসলে, মানে ২ দিক থেকে একটা সমঝো সমঝোতায় আসতে পারেন। যেমন ধরুন তাকে আপনি একটু বুঝিয়ে বলতে পারেন স্পষ্টভাবে যে, "দেখো ঠিক আছে আমাদের ব্যক্তিগত পার্সোনাল জিনিস আলাদা। অ্যা কিন্তু কাজের স সেক্টরটা তো আলাদা। তো এখন অ্যা group project মানে হচ্ছে আ আমি আসলে যতটুকু মার্কস পাবো তুমিও কিন্তু ততটুকুই পাবা। তো এর জন্য আসলে ২ জনেই মিলে যদি একটা সমঝোতায় আসতে পারি, তাহলে এটা ভালো হয় না?" কিন্তু এই ব্যাপারটা তাকে খুব সুন্দরভাবে, নম্রভাবে কিন্তু বলে দেখতে পারছেন। বাদবাকি তার যে একটা reaction আসবে সেই অনুযায়ী পর পরবর্তীতে আপনি হয়তোবা সিদ্ধান্ত নিতে পারবেন আরকি! তো আপনার কাছে আসলে আরেকটা বিষয় এ্যা জানতে চাচ্ছিলাম যে, এভাবে উম যদি তাকে আপনার বলা হয়, সে কি আদৌ মেনে নিবে কিনা? কী মনে হয়?
না। ওর সাথে আসলে এরকম কোন কনভার্সেশনেই যাওয়া যায় না। মানে ওর সাথে যে একটা সমঝোতায় যাব, একটা বোঝাপড়ায় যাব, ওর স্বভাবই সেরকম না। উম ও তখন সেটাকে অন্যভাবে নেবে এবং সাধারণত মানে যেটা আমরা সবাই অ্যা জানি যে ও যেটা করবে। সেটা হচ্ছে গিয়ে ও হচ্ছে মানে যে ও ওর দিকে আ একবার আঙুল তুলেছে, মানে তার
উ হুম।
জীবন ও হারাম করে দেওয়ার চেষ্টা করবে। মানে জিন্দেগি হারাম করে দেওয়ার চেষ্টা করবে এবং উম তাকে দিয়ে আরো বেশি করে কাজ করানোর চেষ্টা করবে। ওকে কিন্তু আমরা কেউই আসলে শুরুতে বলিনি যে "না, তুমি হচ্ছ কি আমাদের গ্রুপের লিডার। মানে তুমি আমাদের গ্রুপের প্রজেক্ট এর পরিচালক।" এরকম কিছুই কিন্তু মানে আমরা ওকে
ও!
বলিনি করতে। কিন্তু ও নেচে, নেচে হচ্ছে সেই ভূমিকাটা ও নিজে, নিজে নিয়ে নিয়েছে। এবং ও নিজে, নিজে সবাইকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে এবং এটা ও সব ক্ষেত্রেই করে। যে কারণে আসলে বেশির ভাগই আ ও মানে ওর সা আ সংস্পর্শটা এড়িয়ে চলতে চায়। এখন একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমার আ সরাসরি batchmate যারা batchmate হচ্ছে সব মিলে ৮ জন। তো এর মধ্যে হচ্ছে গিয়ে ওর নিজের একটা দল আছে। মানে ওর নিজে একটা বাহিনী নিয়ে ঘোরে এবং এই বাহিনীতে হচ্ছে ওর ৪-৫ টা ভক্ত। ভক্ত ঠিক বলবো না, আসলে মানে সবসময় ওর সাথে একটা আ ওর নেক নজরে থাকতে চায় এরকম একটা ব্যাপার। তো ওরা হচ্ছে ওকে সবসময় আ সমর্থন দেয়। এবং সবসময় হচ্ছে গিয়ে ও যেটা বলে ওরাও সেটাই করে। এবং অন্যদেরকেও আসলে সেই রাস্তাতেই যেতে বাধ্য করে। এবং ও হচ্ছে কখনোই সেটা consider করে না যে ও
না আচ্ছা। হুম। হুম।
অতিরিক্ত করে ফেলতেছে। মানে অন্যকে যে একটু জায়গা দিতে হবে। অন্যের জন্য যে একটু জায়গা ছাড়তে হবে। এইটা আসলে ওর ভিতরে একেবারেই নাই। এটা হচ্ছে গিয়ে সমস্যা।
হ্যাঁ। হুম তাহলে যেহেতু আসলে তার স্বভাবটাই এরকম, তো স্বাভাবিক আপনি তো আসলে তাকে ১ দিনে বা ২ দিনে আসলে সেভাবে বোঝালেও হয়তোবা সে হয়তোবা বুঝবে না। তো এক্ষেত্রে কিন্তু দেখুন আপনি একটা ব্যাপার বলেছেন যে, এ সে হয়তো নিজে, নিজেই team leader এর দায়িত্বটা নিয়েছে। তো আপনারা তো এভাবেও করতে পারেন যে গ্রূপের যে মেম্বাররা আছে, সেখানে তো আ সে বাদে বাকিরা যারা আছেন তারা কিন্তু মিলিতভাবে একটা decision নিতে পারছেন যে, যখন দেখা যায় যে বলেনা যে একার চাইতে কিন্তু আপনার মানে ১০ জনে বা দেখা যায় যে যেই মানে যেই সংখ্যা গরিষ্ঠতা তার ভ্যালুটা কিন্তু একটু বেশি থাকে। আপনারা যখন দেখা যাবে আলাদাভাবে তাকে একটু ignore করছেন তখন কিন্তু সেও কিন্তু একটা মানে বলা যায় যে একটা হয়তোবা উম মানে এক পাশে হয়তোবা হয়ে যেতে পারে। তো এরপরে আপনারা যারা আছেন তারা মিলে সম্মিলিতভাবে decision নিয়ে, সেখান থেকে নতুনভাবে team leader একটা নির্বাচন করতে পারছেন। করলে কি হবে? তখন হয়তোবা আপনারা আবার সুন্দরভাবে কাজটা হয়তোবা করতে পারবেন এবং সে যখন দেখতে পারবে, "ও! আমি তো এতদিন team leader নিজে, নিজে হয়েছি।" মানে তারও কিন্তু একটা বিবেক বিবেচনায় আসলে একটা বাধা পড়বে যে, "এখন তো তারা already নির্বাচন করে ফেলেছে, তাহলে তো আমি এই জায়গায় কাজ করতে পারছি না।" তখন দেখবেন হয়তোবা কিছুটা দমেও আসতে পারে। এই ব্যাপারটা করা যায় কিনা?
একদমই। এটা আসলে আ সম্ভব হতো। যদি আ আমার গ্রুপে অন্য যারা আছে তারা যদি ওর অ্যা চ্যালা না হতো। মানে সরাসরি হচ্ছে গিয়ে আমার আ batchmate যারা, তাদের সাথেই তো গ্রুপ টা। তো আমাদের গ্রুপ এ সব মিলিয়ে আমরা ৪ জন আছি। বাকি যে ২ জন আছে আমি আর ও বাদ দিয়ে, এই ২ জনই হচ্ছে গিয়ে ওর আ আ বাহিনীর অন্তর্ভুক্ত। মানে ওর চ্যালা।
হুম।
ওদেরকে নিয়ে কোনভাবেই আসলে এটা করানো সম্ভব না। মানে ওরা বরঞ্চ ও যেটা বলবে, সেটাই করবে। এবং আমি হচ্ছে কি একমাত্র কিছুটা মানে দল ছুট। বাদবাকি ওরা ৩ জন মিলে কিন্তু ভালোই করতেছে। আমি আমার দিক থেকে আমার কাজ করে যাচ্ছি। আমার কাজ যে অ্যা থেমে আছে, তা না। আমার কাজে যে গাফিলতি হচ্ছে, তা না। কিন্তু আমার কাজ আমাকে অনেক বেশি অতিরিক্ত করতে হচ্ছে। এতটা কিন্তু আমার করার কথা না।
জি, জি। হু, হু।
আমার দায়িত্ব ছিল হচ্ছে গিয়ে script টা লেখার। আমি script টা লিখে দিয়েছি। script টা লেখার পর আরো অনেক কিছু অ্যা শুটিং থেকে শুরু করে অনেক কিছু আমাকে এক্সট্রা, এক্সট্রা চাপায়ে দিচ্ছে। অ্যা যেটা আসলে আমার নিজেরও তো আরও তো স আমার সাবজেক্ট আছে। আমার সাবজেক্ট শুধু ১ টা না। আরও আমার assignment আছে। আমি একটা assignment এর জন্য তো এত সময় আমি নিজেও দিতে পারি না।
এটা হচ্ছে সবথেকে বড় সমস্যাটা যেটা হয়েছে যে আমি ছাড়া গ্রুপের বাকি ৩ জনই ওরা বলতে গেলে হচ্ছে একটা নিজেদের ওদের এক নিজের একটা গ্রুপিং ই আছে। মানে ওরা নিজেরা একটা আলাদা বাহিনী। আমাকে সেটার মধ্যে যে ঢুকতে দেবে, মানে সেটা তো একেবারে মানে কল্পনাতিত এবং হচ্ছে গিয়ে আমাকে কোনো রকমের কোনো জায়গা দিতে ওরা রাজি না। অকারনে আমাকে দিয়ে শুধুমাত্র মানে নিজের প্রভুত্ব নিজের, মাতব্বরি মানে এটা জাহির করার জন্য শু অতিরিক্ত কাজ করায়ে নিচ্ছে আমাকে দিয়ে।
উ হু। আচ্ছা।
এবং এটা চলতেছে, আসলে।
হুম। আচ্ছা। তো আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি যে কাজটা আপনাকে করার দরকার ছিল, তার অতিরিক্ত হয়তোবা করে ফেলছেন। এজন্যই হয়তোবা একটু চাপে পড়ে গিয়েছেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি বিষয়টা। এটা আসলে কিছু, কিছু সময় হয়তো পরিস্থিতির শিকার হয়ে গিয়েছেন এখন, সেজন্য এমনটা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে, ব্যা আপনি কিন্তু একটা বিষয় করে দেখতে পারেন, যখন দেখছেন যে আ আপনার কিন্তু তাকে আপনি কাজ ঠিকই করছেন কিন্তু অতিরিক্ত করে ফেলছেন তো? এ ব্যাপারটা কিন্তু আপনি আপনার যে সুপারভাইজার বা, যিনি আপনার মেন্টর তাকে কিন্তু বলতে পারছেন বা, যিনি স্যার আছেন, তাকে কিন্তু বলতে পারছেন গিয়ে। যে আপনার কোথায়, কোথায় সমস্যা হচ্ছে, আপনি অতিরিক্ত কাজ করছেন, সেক্ষেত্রে একটা ছোটখাটো তাকে না জানিয়ে ওভাবে একটা পরোক্ষভাবে একটা বলা যায় complain করতে পারছেন। এছাড়াও আরেকটা বিষয় করা যেতে পারে। যেহেতু আপনাকে কাজই করতে হচ্ছে, আপনাকে যখন কাজটা দিবে, তো সেক্ষেত্রে আপনি মানে direct মানাও করতে পারছেন। কারণ দিন শেষে আপনার স্বাস্থ্যের তো একটা ব্যাপার-স্যাপার আছে, তাই না? আপনি মানা করবেন যে, "না, আমি করবো না।" হয়তো সে ১ বার dominant করবে, ২ বার করবে, ৩ বার করবে, কিন্তু যখন বলতে, বলতে থেমে যাবে, এর থেকে বেশি তো একটা ইনস্টিটিউটের বেশি কিছু করতে পারবে না, তাই না? তো সেইক্ষেত্রে আমার কাছে মনে হয়, তো যখন দেখবেন আপনি একটু হয়তোবা একটু দুর্বল প্রকৃতির মানুষ, তাই হয়তোবা আপনি বারবার হ্যাঁ বলে দিচ্ছেন বা, কাজগুলো নিয়ে নিচ্ছেন বা, গ্রুপ আ assignment এর জন্যই হয়তোবা সেই স্বার্থে কাজটা করে দিচ্ছেন। এটাই আসলে মূলত মানে আপনাকে আগে নিশ্চিত করতে হবে যে না, সময় এসে গিয়েছে, এখন আসলে হ্যাঁ বললে চলবে না, এখন না বলতে হবে। যখন না বলতে থাকবেন, দেখবেন সে হয়তোবা আর পাত্তাটাও পাচ্ছে না। এবং দিন শেষে দেখা যায় আপনার জন্য easy going হয়ে যাচ্ছে। আপনি সে যে আছে টিমে সে ব্যাপারটাই ভাববেন না। না ভেবে আপনি আপনার মতো করে যে কাজটা আপনার দরকার সেটাই আপনি কর করে যেতে পারবেন। এভাবেও কিন্তু করা যেতে পারে আরকি যদি আপনি একটু চেষ্টা করে দেখেন।
করতে বাধ্য করতেছে। হুম। আমি চেষ্টা করেছি কিছুটা, খুব একটা লাভ হয়নি। তবে আসলে এখন পর্যন্ত আ আমাদের supervisor কিংবা টিচার ওদেরকে আমি এখনো approach করিনি। তার কারণ এটা হচ্ছে আমার 2nd এ্যা সেমিস্টার। তো ও স ১ম সেমিস্টার থেকে আসলে এরকমই করে যাচ্ছে।
হু, হু।
তো গত সেমিস্টারে আমি যখন ও এরকম শুরু করলো, তখন একবার আ টিচারের কাছে গিয়েছিলাম। খুব একটা আসলে গুরুত্বের সাথে নেয়নি। তারপর আমি আসলে আরেকবার চেষ্টা করে দেখবো আরেকবার চেষ্টা করে দেখবো। তার কারণ, আসলে মানে ওর আ আচার-আচরণ এতটাই toxic যে এটাতে যদি সিনিয়র কেউ হস্তক্ষেপ না করে, তাহলে আসলে এটা আমার মনে হয় না যে বন্ধ করা যাবে।
হ্যাঁ। মহুম!
সো এটাই হচ্ছে সম্ভবত আমার একমাত্র অপশন। আমি আরেকবার কথা বলে দেখবো। য দেখি যদি আমাদের ডিপার্টমেন্টে কোনো টিচারের সাথে বসে একটু হলেও এটার সুরাহা করা যায়।
আ হুম। আমিও আশা করছি খুব আ শীঘ্রই হয়তোবা আপনি আপনার স্যারের মাধ্যমে বা সিনিয়রের মাধ্যমে বা নিজের মাধ্যমেই হোক না কেন নিজের সীমাটাও নির্ধারণ করতে পারবেন এবং সেই গ্রূপ চাপটা থেকে খুব শীঘ্রই হয়তোবা বেরও হতে পারবেন। শুভকামনা।